জ্বী। আপনি এই যে, যে শেষে বললেন সম্মানটা। আসলে যে, যে ধর্মের পো হোক না কেন সবারই উপাস স সবারই প্রার্থনা থেকে থাকে। এবং সেই প্রার্থনা তার নিজ মতো করে করবে এটাইই স্বাভাবিক। এবং যে লাস্ট এ যেই কথাটা বললেন সম্মান, এই সম্মানটা থেকে থাকলে বোধহয় এরকম ঝ ঝই ঝামেলা বা এরকম গ্যাঞ্জাম বা অ অ অন্যান্য বিবাদ যেগুলো হয়ে থাকে। এগুলো থেকে বিরত থাকা যাবে বলে মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে কি অনেক ক্ষেত্রে কিন্তু সম্মান ধরে রাখা যায় না। সেটা কেন হয়ে থাকে বলে আপনার কাছে মনে হয়?
হুম। জ্বী। জ্বী। হ্যাঁ। সেটাই। হ এইটা, এইটা আমি দেখেছি ধরুন যে, অনেক সময় দেখা যায় যে, মহল্লার মধ্যে ছোট, ছোট মহল্লায় কিংবা আ কিছু গ্রাম ক্ষেত্রেও আমি এটা দেখেছি। ঢাকার শহরে আমি খুব একটা এরকম দেখিনি। কারণ ঢাকা শহরের মানুষ তো আমরা দেখা যায় যে, পাশের ফ্ল্যাটে কি হচ্ছে এটা জানাটাই হ্যাঁ, পাশের ফ্ল্যাটে কি হচ্ছে সেটা জানাটাই আসলে খুব কঠিন হয়ে যায়। কিন্তু ছোট, ছোট মফস্বল শহরগুলোতে কিংবা গ্রামে এই জিনিসটা বেশি হয়। যে ধরুন যে, আ একটা ধর্মে আ যেমন আমাদের, আমাদের দেশে আমাদের ধর্মেই, আমাদের ধর্মের কথাই যদি বলি একটা অপসংস্কৃতি আছে। হ্যাঁ, যে শবে বরাতের একটা পবিত্র রাত একটা আ ভালো একটা রাত। তখন আমাদের উচিত যে, আমরা আ দেখা যাচ্ছে নামাজ পড়বো কিংবা হচ্ছে আ সারারাত হচ্ছে আল্লাহর উপাসনা করব। হ্যাঁ, শবে কদরের রাতটাও।
খুব কর্মব্যস্ততার মধ্যে থাকা হয় আরকি। হ্যাঁ, হ্যাঁ। হুম। প্রার্থনা করব। একদম সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করব আরকি।
সেটাই, এত চমৎকার একটা রাত যেখানে আপনি ধর্মীয় ভাবে নিজেকে এনগেজ রাখবেন। অন্যথায় আমরা কি করছি অপসংস্কৃতির মাধ্যমে দেখা যায় যে, ছেলেমেয়েরা ওই বোম ফুটাচ্ছে এলাকার ছেলেরা। হ্যাঁ? দেখা যায় তাহলে ছোট, ছোট দেখা যায় ককটেইল ফুটাচ্ছে।
হ্যাঁ। এটা খুব কষ্টদায়ক এবং অনেকের, অনেকের ক্ষেত্রে খারাপ হচ্ছে।
সেটাই, আবার দেখা যাচ্ছে যে, এমন, এমন গান বাজাচ্ছে সা ৩০ টা দিন রোজা রাখার পর। দেখা যাচ্ছে, এমন অশ্লীল কিছু গান বাজাচ্ছে ঈদের আগের দিন। এই জিনিসগুলো কিন্তু যখন আ অন্য ধর্মের, অন্য সংস্কৃতির মানুষরা দেখে, তখন কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে তাদের খুব চরম একটা ভুল ধারণা চলে আসে। যে এর মানে এদের ধর্মের মধ্যে মনে হয় সম্ভবত এই সবকিছুই এগুলো একটা ধর্মের অংশ। এতে করে এই যে ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু এটা আমাদের ধর্মের উপর খুব বাজে একটা ইঙ্গিত, একটা নেতিবাচক একটা ভাব প্রকাশ পাচ্ছে।
হ্যাঁ, মানে সম্মানটা আসলে হারিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। অনেক, অনেকের, জ্বী। আসলে এই যে ভা ভালো মন্দ
সেটাই সম্মান হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকে আসলে বিরত থাকা উচিত।

জি, অবশ্যই আপনি খুব ভালো বলেছেন সু এবং এটা বলেছেন ঢাকা শহরে মাঠ নেই মনে হচ্ছে যে, আপনার কথা শুনে যে, শুধু ঢাকা শহর না অন্যান্য শহরগুলোতে অনেকটা মাঠ কমে গিয়েছে এবং সেটাই হচ্ছে বলে মনে হয়। এইযে, যে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, কি একেক জনের সংস্কৃতি একেক রকম থেকে থাকে দেখা যাচ্ছে যে, তার সংস্কৃতিও একটু ভিন্ন বা আপনার সম এ সংস্কৃতিটা একটু ভিন্ন। এই ক্ষেত্রে যদি স পরস্পরের প্রতি শ্রদ্ধা থেকে থাকে তাহলে কি ভালো প্রতিবেশী হওয়া যায়? অনেক ক্ষেত্রে দেখা যায় যে, পরস্পরের প্রতি শ্রদ্ধাটা না থাকলে দেখা যায় একটা গ্যাঞ্জাম বা তাচ্ছিল্য আরকি কথাবার্তা হয়ে থাকে। এগুলো থেকে বিরত থাকতে কি পরস্পর শ্রদ্ধাটা থাকলে কি খুব ভালো হয় বলে আপনি মনে করেন?
অনেক, অনেক জি। হ্যাঁ, হ্যাঁ। জী। হুম। হু, হুম। হুম। হ্যাঁ, এইটাও আরেকটা মূল্যবান কথা বলেছেন। আমার মনে আছে যে, আজ থেকে প্রায় অনেক বছর আগে ১৫-২০ বছর আগে একটা বাসায় থাকতাম। তখন ভাড়া থাকতাম ওই বাসটায়। তো আমার পাশের বাড়িতেই একটা হিন্দু ফ্যামিলি ছিল। তো যেহেতু আমি একজন মুসলমান এবং তারা হিন্দু সে হিসাবে কিন্তু আমাদের যে, আ ধর্মীয় দৃষ্টিকোণ সেটা সম্পূর্ণই আলাদা। তো এরপরেও তাদের সঙ্গে
একদম ভিন্ন। তার মানে একেকজন একেক রকম ভাবে চলছে। তাদের তো আলাদা সম্পূর্ণ আপনার তো সম্পূর্ণ আলাদা।
হ্যাঁ, হ্যাঁ। যেমন আমি সন্ধ্যায় ধরুন মাগরিবের আযান দেওয়ার পর আমি তো ধরুন নামাজ পড়ছি। কিন্তু দেখা যাচ্ছে যে, আ তাদেরও তো আ দেখা যায় মন্দিরে এইযে ঘন্টা বাজানো তারপর উল্লু দেওয়া। এই জন্যই যে হ্যাঁ, পূজা করার এইযে এই সংস্কৃতিটা এটা কিন্তু আ আম আমি যতই বলি আমার কাছে পছন্দ হোক কিংবা না হোক এটাকে কিন্তু আমি অপসংস্কৃতি বলতে পারব না। এটা হচ্ছে তার ধর্মের একটা নিয়ম। আমার যেমন ধর্মের একটা নিয়ম আছে নামাজ পড়ার তারও সেটা তার ধর্মের নিয়ম। সেই হিসাবে এই ব্যাপারগুলো বার আসলে আ আমার আসলে আমার কাছে ভালো লাগুক না লাগুক আমাকে মেনে নিতে আমি বাধ্য। তো যেহেতু আমি এটা বুঝি যে, আমি আমার ধর্মের উপাসনা করবো, তাকেও তার স্বাধীনতা দেওয়া উচিত। সে তার ধর্মের উপাসনা করবে এবং সেটাতে যদি আমার খুব বেশি অশান্তি না হয় কিংবা আ কি বলব যে, খুব বেশি খারাপ না লাগে তাহলে তো আমি সেটা আ করতে কোনো অসুবিধা নাই। তো আবার আমার আমরা দেখা গেছে যে, ঈদের সময় ঈদের সময় তাদেরকে কিন্তু দাওয়াত দিতাম আমাদের বাসায়। সেও মাঝে, মাঝে পূজার সময় দেখা যেত যে, নানান ধরনের খাবার বানিয়ে, নিয়ে আসতো সেগুলা আমাদেরকে দিত। এভাবে করে কিন্তু প্রতিবেশীর সঙ্গে একটা সুসম্পর্ক রাখতে হলে আ উম যে, একজন আরেকজনের উপর যে, সম্মানটা সেই সম্মানটা বজায় রাখলে খুব ভালো মতো সম্পর্কটা ধরে রাখা যায়।
অ্যা পু তারাও পূজা পূজা করে থাকে ঐ সময় আরকি। জ্বি, আপনি চমৎকার বললেন আরকি।